জি, জি। একদমই সঠিক কথা বলেছেন। এখন দেখেন ঋণ নেওয়াটা হচ্ছে গিয়ে একটা দায়িত্ব, হ্যাঁ? আপনি আপনার নিজের কামানো টাকা যত ব্যয় অত একটা দায়িত্বশীল না হয়েও যদি আপনি খরচা করেন, কোন সমস্যা নেই, ঠিক আছে? কারণ শেষমেষ আ দায়িত্বটা আপনারই তখন। ঠিক আছে আপনার নিজের টাকা আপনার উপরে আসলে কথা বলার কেউ নেই। কিন্তু যখনই আসলে কারো কাছ থেকে আপনি ঋণ নিচ্ছেন, তখন তো আসলে আপনি একটা দায়িত্ব মাথায় নিচ্ছেন, ঠিক না? এবং এই সময়টায় যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আ একটু সময় করে, করে একদম নির্ধারণ করে, করে ওইসব এক অ্যা টাকা গুলো ফেরত দেয়া শুরু করা উচিত। এবং অল্প, অল্প করেই শুরু করা উচিত। অনেক সময় অনেক মানুষ চিন্তা করে কি যে, "একবারে জমে গেলে দিয়ে দিবো।" কিন্তু তখন হয় কি? যে কোন না কোন কারণে খরচা হয়ে যায়। তো এই এর থেকে বিরত থাক হ্যাঁ। তো এর থেকে বিরত থাকার জন্য জি, জি।
জি। উম জি। জি। জি। উম জি। জি, ঠিক। উম <smacks lips> জি, জি। জি। জি। হ্যাঁ, তা তো হয়ই। কোন না কোন কারণ আমার আমি যদি বলি কোন না কোন কারণ। আ আমি আসলে একবার আমার বোনের কাছ থেকে ৳৫০০ ধার নিয়েছিলাম। এবং কন্ডিশন ছিল যে আমি ওকে তার সাথে আরো ৳১৫০ যোগ করে ফেরত দিতে হবে। তো ছোট বোন আমি ভাবলাম যে ৳১৫০ নিলে ছোট বোনই তো নিবে, সমস্যা কোথায়? আ এমনিতে ছোট বোনকে তো দেয়া উচিত। তারপরে সেই ঋণটা নেয়ার পরে আমি দিতে পারলাম না। মানে আমি ওকে বলেছিলাম যে ১৫ দিন পরে ফেরত দিয়ে দিব। তো দিতে পারলাম না। এবার ও ১৫ দিন পরে বলছে, "তুমি আমার টাকা কেন দিচ্ছ না?" আমি বললাম যে, "দিয়ে দিব, এখনও তো আসলে টিউশনির বেতন পাইনি।" বলল, "তাহলে আরো ১৫ দিন রাখো।" আমি বললাম, "১৫ দিন ঠিক আছে।" বলে, "তাহলে আমাকে আরো ৳১৫০ দিতে হবে।" <clicks tongue> তো আমি আসলে যখন টিউশনি করতাম, অ তখন যেটা হত যে আমার প্রচন্ড বিলাসিতা ছিল। এই টিউশনির টাকা পেলে হয় জামা কিনতে হবে, না হয় এটা খেতে হবে কিংবা ১ টা লিপস্টিক কিনতে হবে। তো এই করে, করে দেখা যেত যে মাসের শেষে, সেই আমার বোনের কাছ থেকে ধার নিয়ে চলতে হত। তো এক পর্যায়ে আমি দেখলাম আমার বোনের কাছে প্রায় ৳৫০০০-৬০০০ আমি খুব অবাক হলাম যে আ মানে ওর কাছে এত টাকা কোত্থেকে আসলো? যখন আমি ওকে ভালো করে জিজ্ঞেস করলাম, তখন খুব হাসছে। হাসতে, হাসতে গড়াগড়ি খেয়ে বলছে যে "আপু তুমি যে আমার কাছ থেকে টাকা ধার নাও এবং প্রত্যেকবার ৫০০ তে ১৫০ দাও। আর অ্যা এক হাজার নিলে ৳৩০০ যে আমাকে দাও উম সেই টাকার থেকে আমি এই টাকাগুলা করেছি।" তখন বিশ্বাস করবেন? মানে আমার হুশ ফিরে আসছে যে, "আমি কোথায় আছি?" <scoffs> আমার টাকা থেকে এত টাকা বানিয়ে ফেলছে আর অথচ আমার কাছেই কোন টাকা নাই। আমি আসছি ওর কাছে লোন নেয়ার জন্য।
হু, হু। আচ্ছা। অ্যা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> জি, জি। হু, হু। আচ্ছা, আচ্ছা। <laughs> আচ্ছা, আচ্ছা। <laughs> হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু, হু, হু। জি, জি। আচ্ছা, আচ্ছা। <laughs> <laughs>